দেখুন পরিবারের সাপোর্ট টা থাকা খুবই গুরুত্বপূর্ণ আসলে। কারণ পরিবার সাপোর্ট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে ওই যে শান্তির জায়গাটাই আর থাকে না সত্যি কথা বলতে। কারণ মানে মানসিক চাপ তো একটা থাকেই সামাজিকভাবে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, তখন হয়েছে কি? যে আপনার আপনার এরকম আমি তো প্রায় ১.৫-২ বছর আপনার কিছুই করতে পারিনি, ঠিক আছে? কারণ ওই সময়টা আমি পুরোটা সময় মানে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে আপনার অ্যা সময় দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আশেপাশে দেখা যাচ্ছে ৳২-৳৪, ৳৫ যেই পাক না কেন, তারা দেখা গেলো বাসায় এসে অ্যা ও বাসায় বলত যে "আপনার ছেলে ত এত বছর হয়ে গেছে হবে না, এর থেকে অন্য একটা কাজে দিলে অনেক কিছু হত।" মানে এরকম তারা কিন্তু আসলে এরকম <smacks lips> মানে খোঁচা দিয়ে, দিয়ে কথা বলত, ঠিক আছে? কিন্তু দেখেন যেটা হ্যাঁ একদম সামাজিকভাবে তো একটা চাপ। তো হতেই পারত যে তাদের কথা শুনে আমার পরিবার থেকে বলতো যে "হ্যাঁ তুমি বাদ দাও। এইগুলো দিয়ে তোমাকে তারা হবে না বা কিছু।" কিন্তু তারা মানে আমাকে আরো বোঝালো যে "না, ঠিক আছে চেষ্টা করো যদি মনে হয় পারবে না। না" দু মানে আমাকে আসলে চাপ দেয়নি যে "তোমার যদি মনে হয় পারবে না, তাহলে তুমি সরে আসো সময় নষ্ট না করে। কিন্তু যদি মনে হয় যে পারবে, তাহলে আরো বেশি, বেশি সময় দেও।" মানে এইভাবে কিন্তু তারা আমাকে মোটিভেট করেছে। হ্যাঁ।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। উ হু। হুম সামাজিকভাবে। হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম, হুম অবশ্যই। আচ্ছা। হুম। হুম, হুম। লেগে থাকো। হ্যাঁ, হ্যাঁ। মানে দৃঢ় মন মানসিকতাটা তৈরি করে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার। এটা কিন্তু আসলে আপনি যে সাপ সাপোর্ট টা আসলে আপনার ফ্যামিলির কাছ থেকে পান, যখন হয়তো বা ব্যর্থ হন বা নিজের একটু কনফিডেন্স টা কমে যায়। এইটা কিন্তু আসলে অনেক সমাজেই বা অনেক পরিবারেই আসলে বিষয়টা দেখা যায় না, যেটা হয়তো আপনি আপনার পরিবারের কাছ থেকে আসলে পাচ্ছেন। তো সেক্ষেত্রে ধরুন যখন আসলে কোন কিছু ভুল হয়ে যায় বা ব্যর্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ব্যর্থ আসলে হয়েই যান ফাইনালি। তো তখন আসলে নতুন করে শুরু করবার যে ব্যাপারটা, একটা তো বলছিলেন যে ফ্যামিলি সাপোর্ট টা আসলে আপনি কাজ করে। আপনি আসলে নিজেকে কীভাবে অনুপ্রাণিত করেন? মানে এখানে তো আসলে নিজের অনুপ্রেরণাটা তো একটা বড় রোল প্লে করে তাই না? তো সেটাতে আপনি নিজেকে কিভাবে অনুপ্রেরণা দেন যেন আবার নতুন করে আসলে সবকিছু শুরু করা যায়?
একদম, একদম। জ্বী। আচ্ছা। হুম তা তো অবশ্যই। দেখু

আচ্ছা আসলে অ্যা গাইড করার কথা বলতে যদি আমার অভিজ্ঞতা থাকে, বা তাদের গাইড করার মতো যদি ক্ষমতা আমার থাকে তখন তো অবশ্যই করি এবং ওই যে বুঝিয়ে দিই আমার নিজের অভিজ্ঞতা বলি যে, আসলে ভুল তো এরকম হতেই পারে। এটাই স্বাভাবিক আসলে কারণ কি দেখুন আমার কাছে মনে হয় ভুল মানুষকে সাহসী হতে শিখায়। ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আমি তাদেরকে বোঝানো, কারণ স্বাভাবিক। এই যে আমি যেরকম বুঝতাম না এবং যাদের আসলে এই তা ধারণাটা নেই যে ভুল হওয়াটা স্বাভাবিক। সবাই কিন্তু তখন নিজেকে ব্যর্থ মনে করে নিজের মধ্যে হতাশাটা কাজ করে। এটা একেবারে স্বাভাবিক। কারণ আমাদের কিন্তু ছোটবেলা থেকে এই ধরনের বিষয়গুলার সাথে পরিচিত বা এই বিষয়গুলা নিয়ে কিন্তু আলোচনা করা হয় না। কারণ সবসময় বল বলা হয়, যে হ্যাঁ বেশি করে যে কষ্ট করবে সে তত ভালো হবে বা কিছু। কখনো বলে না যে শেখার পথে হ্যাঁ।
হুম, হুম। উম। হুম, হুম। উম উম, উম। একদমই তাই। হুম। বা ভুলকেও কিন্তু একটু সামা স্বাভাবিক যে সামাজিক ভাবে কিন্তু একটু নেগেটিভ চোখে দেখা হয়। যে ভুল করে বা যে একটু ব্যর্থ হচ্ছে তাকে কিন্তু সমাজে কিছুটা অপাংতেয় হিসেবেই আসলে গণ্য করে দেওয়ার একটা এ সম্ভাবনা দেখা যায়। উহু।
একদম, একদম, জি। হেও করা হয়। জ্বি। তো এটাই আসলে মানে আমরা তো আসলে এভাবেই বড় হয়েছি। তো এই কারণে আসলে আমাদের চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু এটা। কিন্তু আসলে আমরা কখনো এটাই ভাবি না যে আমরা কখনো মানুষ পারফেক্ট হই না। আমাদের চলার পথে ধীরে, ধীরে শিখতে হয়। আমরা যেমন আসলে জন্মের পর থেকেই হাঁটতে পারিনি। হাঁটার চেষ্টা করতে গিয়ে অনেকবার হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়েছি এভাবে করেছি। এই যে জিনিসগুলি এগুলো কিন্তু আসলে আমরা উপলব্ধি করতে পারি না। কারণ এই যে সামাজিক একটা চাপ থাকে, পিছুটান থাকে, অ্যা নিজেদের জীবনের প্রতি একটা যের আ আপনার তা তাড়না থাকে বা একটা দৌড়ানোর চাপ থাকে। এই যে বিষয় গুলি এইগুলো কিন্তু আসলে আমাদেরকে সত্যি কথা বলতে অনেক দুর্বল করে দেয়। কিন্তু আমাদের যে আসলে গাইড করবে বা এই জিনিসগুলা যে বোঝাবে হুম।
উহু। উহু। উহু। অভিজ্ঞতা অর্জন করার একটা ব্যাপার থাকে। উহু। বাহ! চমৎকারই আসলে আপনি ব্যাখ্যা করছিলেন বিষয়টাকে যে জীবনের বিভিন্ন ধরনের প্রয়োজনেই হয়তোবা আমরা কাজ করা শুরু করে দেই, এবং তখন যে যখন ব্যর্থ হই তখন আসলে সমাজ কিছুটা নেগেটিভ চোখেই হয়তোবা দেখার চেয়ে শুরু করে দেয়। তো আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, যে এইরকম যখন ব্যর্থতার সময়গুলো আসে হ্যাঁ আপনি যেগুলোর কথা বলছিলেন তো সেই সময় পরিবারের সাপোর্ট টা আসলে কেমন ইম্পোর্টেন্ট মনে হয় আপনার কাছে?
একদম।